হ্যালো, শুভরাত্রি।
হ্যালো, শুভরাত্রি। হুম কেমন আছেন?
অ্যা জ্বি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
জ্বি, জ্বি। ভালো। ভালো আছি।
জ্বি। আজকের দিনটি আসলে আপনার কেমন কাটলো?
দিনটা আম ভালোই গেলো। আজকে আম রবিবার রাত। কালকে আর উম বেশি <scoffs> ভালোই রাত হয়ে গেছে। কালকে আবার সকালে উঠতে হবে। সো আবার ভাবতেছি ঘুম ঠিকঠাক যদি কেমন কেমন যায় বা না যায়? উম চিন্তা ভাবনা আরকি।
আ জ্বি। হুম, হুম। উম জ্বি। হুম। <giggles> যাক। আহ আমি আসলে একটা জিনিস নিয়ে খুব আ বলা যায় যে চিন্তাগ্রস্ত। ভাবছিলাম উম উ মানে ঋণের বিষয়ে আসলে ভাবছিলাম। আমার আসলে কিছু অ অর্থের প্রয়োজন ছিল।
হুম, হুম। হুম, হুম, হুম।
আমি কিছু আসলে কিনবো ভাবছিলাম। আমার কিছু জিনিসপত্র অনলাইনে পছন্দ হয়েছে। তো আমার কাছে আসলে এই মুহূর্তে টাকা নেই। কিন্তু আমি ভাবছি যে বান্ধবীর কাছ থেকে নিয়ে আসলে কেনা যায় কিনা? তো এটাই ভাবছি যে উম <smacks lips> যেহেতু আমার কাছে নাই এবং জিনিসটা আমার না হইলেই হবে না এমন না।
জ্বি, জ্বি। হুম, হুম, হুম। হুম, হুম, হুম।
পরে কিনলেও হবে। কিন্তু আসলে এটা নিয়ে আমি ভাবছি যে আসলে কি করা যেতে পারে? তো আহ বুঝতেছিলাম না আসলে কার সাথে বিষয়টা বলা যায়। এ বিষয়ে আপনার আসলে কি আপনি যদি আমাকে একটু guidance দিতেন।
হুম, হুম, হুম। <laughs> আ আচ্ছা। তা তো আমার ঋণ নিয়ে আমার আসলে আব এডভাইস হচ্ছে যে আম মানে আপনারটা বুঝলাম, পছন্দ হয়েছে। আর এ মনে করেন যদি ১ বার, ২ বার হয়, তাহলে হয়তো নিয়ে কিনতে পারেন। কিন্তু আ I think ২ টা এডভাইস দিবো। ১ টা হচ্ছে যে আ ঋণটা যত তাড়াতাড়ি সম্ভব আম শোধ করা, যার থেকেই নেন। আ এটা ১ টা। আরেকটা হচ্ছে আম বারবার ঋণ নেওয়া আরকি এরকম আম লাইক কিছু discretionary expense এর জন্য যেটা বলবো।
হুম। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। <smacks lips> আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম।
তো যেমন মনে করেন, ধরেন আ কোনো একটা বিজনেস দিবেন অথবা, একটা ইনভেস্টমেন্ট করবেন অথবা, কোনো লাইফ ইন ডার ইমার্জেন্সি মেডিকেল বা মেডিকেল বলেন বা যেকোনো ই তখন মনে হয়, হ্যাঁ ঋণ নেন, ঋণ নেওয়াটা ঠিক আছে। কিন্তু আ মনে করেন যেসব নাও লাগতে পারে, তেমন ইম্পোর্টেন্ট না। ঐখানে নিলেন ১ বার, ২ বার। আয় হয়তো ঠিক আছে। কিন্তু ওই একই বার, বার নেওয়াটা। না কি মনে হয় এটাতে?
হুম। আচ্ছা। আচ্ছা। উ আচ্ছা। আমি আসলে একটু ভাবছিলাম যে, আ যেহেতু আমার দরকার নাই, জাস্ট পছন্দ হইছে এখন আসলে নেয়াটা ঠিক হবে না আ হবে কি না? আসলে যদি আমি বলি যে, <sniffs> উম আমার কাছে আসলে ঋণ নেওয়াটা কি? আমার কাছে মনে হয় কি, ঋণ নেওয়াটা উম তখনই হয়তো প্রয়োজন যখন যে, আপনি যেটা বললেন যে যদি জরুরি কোনো প্রয়োজন হয় যে, আ চিকিৎসা ক্ষেত্রে কিংবা আম কোনো কিছু আসলে না হলেই না হ্যাঁ।
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। বা কোনো এমার্জেন্সিতে যদি থাকে।
তো ঐটা নিয়েই আসলে আমি ভাবছিলাম যে, "মানুষ আসলে ঋণ কেন নেয়?" আমি যদি বলি, দেখবেন উম ঋণ তখনই কিন্তু কেউ করে যখন আ সে কোনো ১ টা নতুন আ ব্যবসা দিতে চাচ্ছে। কিন্তু তার পুঁজি কিছুটা আসলে কম পড়ে গেছে। আমি এক্ষেত্রে বলব না যে, পুরোটা টাকা আসলে ঋণ নিয়ে কোনো ব্যবসা দেওয়া উচিত। কারণ বিজনেস এমন একটা জিনিস যেটা আপনার ভালোও হতে পারে, খারাপও হতে পারে। তো আপনি যেই টাকাটা নিবেন, সেটা নিয়ে কিন্তু আমার মনে হয় ঋণের টাকা নিয়ে কখনো রিস্ক নেওয়া উচিত না।
হুম, হুম। হুম। হুম, হুম, হুম। <scoffs> হুম, হুম। সেটাই, সেটাই। ঐটাও একটা রিস্ক এর ব্যাপার আছে। সেটাই, সেটাই। আ এটাও, এটাও ঠিক বলেছেন আসলে। এটাকে ঠিক জিনিস বলেছেন। আ
তো আমার মনে হয় যে আ ঋণ নিয়ে আমি আ সেই কাজটাই করবো। যেটা আমি জানি যে আমি সেই কাজটাই উন্নতি করতে পারবো কিংবা আসলে সেই টাকাটা আমি যথাসময়ে ফেরত দিতে পারবো। আমার মনে হয় তখনই আসলে উচিত এবং ভুল ডিসিশন আসলে তখনই হবে যে আমি আ আমার কাছে আসলে প্রয়োজন নাই। উম তারপরেও যদি আসলে আমি অ্যা আমার ব্যাগ গুলো কিনে বসে থাকি সেগুলো কিনে কি হবে? আসলে আমার মনে হয় আলমারিতেই আসলে থেকে যাবে ultimately উম হয়তো ক rarely আমি ব্যবহার করবো। সেখান থেকে আসলে এখন আমার মনে হচ্ছে যে আমি ঋণটা আসলে না নিলেই হয়তো ভালো।
হুম, হুম। হুম, হুম, হুম। <laughs> হুম। হুম, হুম। হুম, হুম, হুম, বুঝতে পারছি।
আপনার আসলে কি মনে হয় যে ঋণটা আসলে আ ১ টা মানুষের কখন নিলে ভালো হয়? বা কখন নিলে আসলে ভুল বলে গণ্য হবে?
হু, হু। হুম, হুম। হুম, হুম, আমার মনে হয় এটা হচ্ছে আম যেকোনো বিষয় নে ও ঋণ না হচ্ছে মনে করেন আ যেকোনো activity আ ওইটা হচ্ছে একটু লি লিমিটের মধ্যে আর হচ্ছে বল responsibly করা উচিত আরকি। যেমন মানুষজন অনেকজনই আছে যে হয়তো একটু ফোন ঘাটায় অথবা একটু হয়তো ১ বার ২ বার হয়তো সিগারেট খায় অথবা আম অথবা একটু, একটু পার্টি-টারটি করলো অথবা <smacks lips> একটু আম একটু বেশি বের-টের হইলো আরকি। আই থিঙ্ক এই এগুলা ঋণের মধ্যেও সেম যে হ্যাঁ, কর, কর মানে করো করেন ১ বার ২ বার করেন কিন্তু এটা হচ্ছে ঐযে যখন লিমিট ছাড়া যায় তখন আরকি বলবো সমস্যাটা শুরু হয় আরকি। তো এরকম একই সব জিনিস আই থিঙ্ক লিমিটের মধ্যে থাকা উচিত। এই ঋণও আই থিঙ্ক সেম মনে করি।
জি। জি। আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা। তার মানে আ আচ্ছা। হুম। তার মানে আসলে আপনি বলতে চাচ্ছেন। যে আ ঋণটা ১ম এ হয়তো নেয়া যেতে পারে। ১ বার, ২ বার। কিন্তু পরে আ যদি আসলে সেটা উম শোধ দেওয়া না যায়। কিংবা আসলে আ সমস্যা তৈরি করে সেক্ষেত্রে সেটা না নেওয়ার জন্য; তাইতো?
হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। জি, জি। আমি আবার একটা example দিতে পারি। মনে করেন, আমি ধরেন একটা গাড়ি কিনলাম, মনে করেন। সো গাড়ি আমি জানি যে মাসে, মাসে হয়তো আম কত দ ৳২০০০০, ৳৩০০০০, ৳৪০০০০ টাকা দিতে পারবো installment। এট গাড়ির ই ঋণ শোধ করার জন্য। কিন্তু মনে করেন আমি হ হয়তো এখন ৩ টা গাড়ি একসাথে কিনলাম। তখনও ঋণ নিলাম। তখনও হয়তো পারবো, নাও পারতে পারি, আমি শিওর না আরকি। তো এখানে যে রিস্কটা চলে আসলো। যে আমি শিওর না যে, ঠিকমতো পূরণ করতে পারবো কিনা। তখন আরকি ওই i think ব বলবো ওই লাইনটা চলে আসে যে, তখন উচিত হবে না আরকি।
জ্বি। জ্বি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আসলে আপনি আপনার কথার সাথে আমি একেবারেই একমত। অ্যা যে আসলে এখন আমি যদি বলি যেটা হয়; দেখেন অনেক আ বড়, বড় ব্যাংক থেকে কিন্তু বড়, বড় বিল্ডার্সরা কিন্তু নিজেদের আ মনের মতন কিন্তু ঋণ নিচ্ছে।
হুম, হুম, হুম। জি। হুম, হুম, হুম।
এবং তারা কিন্তু আসলে সেই আ ঋণের টাকা দিয়ে বিভিন্ন ব্যবসা করছে। কিন্তু ব্যবসা করে এক পর্যায়ে আ ক্ষতির সম্মুখীন হচ্ছে <blows air> এবং তাদের কিন্তু আমি বলবো রীতিমতো দেউলিয়া হয়ে যেতে হচ্ছে।
হুম, হুম, হুম।
তো এইটা আমার মনে হয় একটা উম বিশাল ভুল। এবং আরো যদি একটা খুব সুন্দর আপনাকে ভুলের উদাহরণ আমি দিই। যেমন আ গ্রামে কিন্তু বিভিন্ন কৃষকরা কিন্তু বিভিন্ন খাতে কিন্তু ঋণ নেয়।
হুম, হুম, হুম। উ উ জি, জি, জি। ঐযে ঐ micro loan যেটা বলি আমরা আরকি।
অ্যা উম <smacks lips> ব্রাক ব্যাংকের কাছ থেকে এবং আরও বিভিন্ন ধরণের আ এই ধরনের
উ উ উ ব্র্যাক ব্যাংক ও আরও বিভিন্ন ধরনের। micro loan ও শুধু না। আরও বিশেষ রকম ঋণ লোন নেয়। ওদের নিজের ই করার জন্য জি, জি। আপনে আপনার তো বুঝছি গিয়ে হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা। হুম। <smacks lips> না আমি আসলে আপনার কাছ থেকেই আমি আসলে মা আমার এত ভালো আ ধারণা নেই। আপনি যেহেতু আসলে জানেন, আমি আপনার কাছ থেকেই <scoffs> আসলে জানতে চাই যে কোন, কোন আ বা খাতে এবং কোন, কোন অ ব্যাংক আসলে ঋণ দিয়ে থাকে?
<chuckles> আ আমি তো যতটুক জানি গ্রামীণ ব্যাংকই দেয়। বা নিশ্চয়ই আরো উব ব্যাংক হয়তো শুরু করছে এই micro loan দেওয়া আরকি। আর ঐ কৃষক গ্রামে-ট্রামে ঐটাই ঠিক মানে আম ঐটা বুঝা যায় যে ওদের একটু টাকা ওদের কাছে অনেক দূরে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় আরকি। যেমন একটা নতুন ধরেন ট্র্যাক্টর কিনা অথবা, ভালো আ উন্নতমান equipments কিনা অথবা, আম সার-টার কিনা আরকি। তো এটা একবার কিনতে পারলে ওরা হচ্ছে এটা ওরা জানে যে, এটা কিনলে ঐ আবহাওয়া যদি ঠিক থাকে। তখন এরা ফসল ই করে দেন ইটা লোন ইসে শোধ করতে পারবে। আবার চলে আসবে। আবার expand ও করতে পারবে ওদের আ ওদের কৃষকের ই গুলা আরকি।
আচ্ছা। হুউ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। চলে আসবে আসলে। হুম, হুম। ঋণটা। হ্যাঁ, আবার হচ্ছে অনেক সময় আ একবার ঋণ নিল, সে টাকাটা যদি সে যথাসময়ে আসলে ফিরিয়ে দেয় তাকে কিন্তু পুনরায় আবার ঋণ দেওয়া হয়। এবং আমি বলবো, আ ধরুন আমার দেখা একটা আমি উম ঋণের যদি ছোট্ট একটা গল্প বলি। যে আমাদের আসলে পাড়ার একজন আ পরিচিত একটা মামা ছিল। যে অ অনেক সময় হয় না? যে পাড়ায় অনেক পরিচিত লোক থাকে। তাদেরকে আমরা মামা, মামা বলি। তো উনি উম প্রতি বছরই আসলে আ নিজে আ ওনার জমিগুলো করতো এবং খুব ভালো ফলন হতো। তো উনি একটা বার যেটা করে, যে উনার মনে হয় যে আমি যদি আ খেয়ে আ জমি হচ্ছে উম পত্তন নেয়াটা তো বোঝেন। যে পরের জমি আ সে হচ্ছে ৳৫,০০০ কিংবা ৳১০,০০০ দিয়ে
জি, জি। হুম, হুম, হুম। হুম, হুম। হুম। উ, হু, হু, হুম, হুম। হুউম। হুম, হুম, হুম। হুম।
১ বছরের জন্য নিবে এবং সেটাতে সে ফসল চাষ করবে। তার পরের বছর আসলে আ সে জমিটা অন্যকে ফিরিয়ে দিতে হবে। এবং মামা যেটা করে, উনি আ বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর পরিমাণ লোন নেয় এবং অনেকগুলো জমি আসলে উনি আ পত্তনে রাখেন, এবং সেই জমিগুলো চাষ করেন। এবং আপনি হয়তো জানেন, যে এ বছর উম আলুর দাম একদমই কম ছিল। ৳১০ কিংবা বিশ টাকা। উনি আসলে গত বছর আ আলুর দাম ৳৯০ ৳১০০ দেখে উনি ভাবেন যে, এত টাকা কেজি বিক্রি হচ্ছে, তাহলে আমার আসলে আলু করা উচিৎ। উনি যেটা করেন এইযে আ ভুল একটা সিদ্ধান্ত নিয়ে, ভুল prediction এ উনি লোন নেন। এবং সেটার ক্ষতিপূরণ কিন্তু উম <smacks lips> পরবর্তীতে উনার জমি বিক্রি করে আসলে দিতে হয় আমি বলবো। যেটা তার খুব ভুল একটা ডিসিশন ছিল। <smacks lips> তো আমার মনে হয় আসলে ঋণ নেয়ার ক্ষেত্রে এটাই উচিৎ যে আমরা উম যখন রিস্ক নিব এবং সেটা এমনভাবে নিবো যে আসলে আমার কাছে অ্যা টাকাটা অবশ্যই চলে আসবে। আমি উম পরিশোধ করতে পারবো। না হয় আমরা এমন ধরনের আসলে prediction করে কোনো উম ঋণ নিবো না কিংবা এমন কোনো কাজ করবো না, যে টাকাটা হয়তো আমি ফেরত দিতে পারবো না। আপনার কি মনে হয়?
হুম। বুঝছি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম, হুম। ও! আচ্ছা। হুম, হুম, হুম। হুম, হুম। ওহো! আচ্ছা। হুম, হুম। হু, হুম, হুম, হুম। হু, হু, হু। জি, জি। <smacks lips> ঠিকই বলেছেন। যে এরকম একটা I think বলবো, "সীমানা থাকা উচিৎ যে, কতটুক টাকা হা আমি হারাইতে রাজি আছি।" সো ও দো যেমন আমি মনে করেন ঐ ঐ একই এক্সাম্পল দিলাম। ধরেন আমি মনে করেন পাস মাসে ৳৫০০ হয়তো অথবা, আ ৳৫,০০০ হয়তো আমি আম হয়তো শোধ করতে আমি ই আ পারবো। কিন্তু আম ধরেন যদি বেশি ঋণ নিয়ে নেই। তখন একটু কঠিন হয়ে যাচ্ছে। তো তখন যদি কোন হঠাৎ করে কোনো ইমার্জেন্সি যদি চলে আসে, তখন কিন্তু আর টাকা থাকবে না আমার ইমার্জেন্সির জন্য। ঐ ঋণের পিছে সব চলে যাচ্ছে। তো
জি। হুউম। আচ্ছা। হুম। হ্যাঁ কিন্তু আপনার কাছে আসলে কি মনে হয়? আমরা তো ঋণ নেওয়ার আসলে অ্যা উম <smacks lips> খারাপ দিকগুলো দেখলাম। যে আসলে ঋণ নিয়ে যদি আমরা বিপদে পড়ে যাই। কোন, কোন আসলে বিপদ আমাদের আসতে পারে। কিন্তু আসলে আ আপনার কি মনে হয় কি ঋণের কি আসলে কোনো সুবিধা নেই?
হুম, হুম, হুম, হুম। উ জি। উম কি অ্যা সুবিধা নিশ্চয়ই আছেন। সুবিধা যেমন অনেক বিজনেস আই থিংক অর্ধেকের বেশি ব্যবসা তো বলতে পারবো যে ঋণ ছাড়া শুরু করা সম্ভব না।
জি।
ওদের আবার অনেকজন এরকম রিস্ক নিয়েছে। আপনের যে আপনার পাড়ার মামার যে এক্সাম্পল দিলেন, ওইখানে যদি ধরেন আলুর দাম হয়তো যদি বাড়ত, ১০০ থেকে যদি ১৫০ হয়ে যাইত। তখন তো উনা অনেক লাভ হইত। অ উনি একদম সেট হয়ে যেত মনে করেন। আরো, আরো হয়তো expand করতে পারতো উনার জমি-জামাত। সোত উ সো, তখন আমার মনে বেশিরভাগ বিজনেস এরকমই যে এরকম রিস্ক থাকে আবার reward ও থাকে। কিন্তু ঋণের ভালো জিনিস হচ্ছে আই থিংক এটাই আরকি বলবো যে একটু বিজনেস করার অথবা জিনিস কিনা একটু আ আপনার ই বাড়ায় দেয় শক্তি।
হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। জি। হুম, হুম। জি। একটু বুঝে শুনে করা আসলে আমার মনে হয় আপনি আসলে ঠিকই বলেছেন এবং আমি যদি বলি আমি আসলে অনেক কৃষককে দেখেছি কিংবা অনেক আ ছোট, ছোট ব্য ব্যবসা প্রতিষ্ঠানকে দেখেছি আসলে তারা কিন্তু এই ঋণের মাধ্যমে উম তারা কিন্তু আসলে এখন একটা স্বাবলম্বী হয়েছে এবং আ বলা যেতে পারে তারা আ একটা এমন পর্যায়ে চলে গেছে যাকে অন্যান্য ৮-১০ টা কৃষক দেখে আম শিখছে এবং তারাও কিন্তু আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এই ঋণ নেয়ার মাধ্যমে। তো আমার যেটা মনে হয় যে ঋণের আসলে উম ভালো দিক খারাপ দিক টোই রয়েছে। আম সেটা আসলে আমাদের বুঝে নিতে হবে যে কো কখন আসলে আমার নেওয়া উচিত আর কখন আসলে আমার ভুল সময়।
হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। সেটাই, সেটাই। এই বুঝাটা আসলে আমার মনে হয় আ অনেক জরুরি। আমার মনে হয় ঋণ নেওয়ার আগে একটু সবার থেকে এডভাইসও নেওয়া উচিত। আপনার মনে হয় পরিবার হোক, বন্ধুবান্ধব হোক যে, এটা ঠিক ডিসিশন নাকি না? তারপর আরেকটু সময় নিয়ে চিন্তা করা। মনে করেন, আ এটার সুবিধা-অসুবিধা কি ঋণ নেওয়ার? আমার মনে হয় যে একদম ১ ঘন্টার মধ্যে দি দি দি ই সেই সিদ্ধান্ত নেওয়া উচিত না যে, আমি ঋণ নিবো। হচ্ছে আই থিংক, কয়েক সপ্তাহের চিন্তা করার একটি বিষয় আমার যা মনে হয়।
হ্যাঁ। হ্যাঁ। হুম। জি। হ্যাঁ, তাই তো। আমার মনে হয় আসলে, খুব চিন্তা ভাবনা করেই আসলে টাকা-পয়সার বিষয় আগানো উচিত। আ না হয় হচ্ছে, ক্ষতির সম্ভাবনা যেহেতু হওয়ার আ পসিবিলিটিস আছে, আ সেহেতু আমার মনে হয়, এটা একটা ভাবনা-চিন্তার বিষয়। আপনি আসলে ঠিকই বলেছেন। আপনি কি আসলে এমন আ কোন আ গল্প জানেন কিংবা কাউকে দেখেছেন যে, ঋণ নিয়ে আসলে স্বাবলম্বী হয়েছে কিংবা আসলে ভুল বলে আ পরে বলেছে যে, ঋণ নিয়ে আসলে আমার ঠিক হয়নি?
জি, জি। হুম। আম আমার ২ টাই জানি। ভালো একটা এক্সাম্পল যেটা মাথায় আসতেছে, মনে করেন আম একজন হচ্ছে আব একটা মানে বিল্ডিং বানাবে আরকি। তো উনি বিল্ডিং বানানোর জন্য হয়তো আম ঋণ নেওয়া লাগছে আরকি। তো ঋণ নিয়ে বিল্ডিং ঠিক না, ফ্ল্যাট কিনবে। ফ্লাট কিনে ঋণ নিয়েছে। ওই ঋণ নিয়ে তারপর ফ্ল্যাট কিনেছে। তারপর ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে। সো ও হচ্ছে কি হয়েছে? ওর যে ওনার যে রেন্ট, অ যে মানে যে যার কাছে ভাড়া দিয়েছে, ওই রেন্ট দিয়ে উনার ইসে ঋণের টাকা উঠে যাচ্ছে আরকি। ওই সা শোধ করার। তারপরে তারপর কি দেখলাম উনি হচ্ছে আরেকটা ফ্ল্যাট <scoffs> নিল কিনল। ই ই করে, আবার ঋণ দিয়ে। তারপর ওটা collaterally আগের ফ্লাটটা দিলো। এরকম করে দেখলাম যে ৫ টা, ৬ টা, ৭ টা ফ্ল্যাট কিনল। সবগুলাই ভাড়া দিয়েছে। সবগুলার ভাড়া দিয়ে আবার আরকি নিজেরই উঠে যাচ্ছে। সো এভাবে তারপর শেষে সব ঋণ শোধ হওয়ার পর উনি তো সব ফ্ল্যাট তো এখন ওনারই।
আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম। জি। বাহ! আচ্ছা। আচ্ছা। বাহ! আচ্ছা। হ্যাঁ, মালিক হয়ে গেল। এটা আসলে খুব সুন্দর একটা উদাহরণ। এবং আপনার সাথে আসলে আজকে ঋণ আ নিয়ে কথা বলে আমিও
মালিক হয়ে গেল। উম জি, আরো ক আরো কথা হয়তো এখন তো সময় শেষ প্রায়।
হ্যাঁ, হ্যাঁ। জি। আ অনেক ভালো লাগলো কথা বলে। আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
উম জি, জি, জি। উম জি, জি, জি আপনিও আশা করি। ঠিক আছে। ধ
জি, ধন্যবাদ।